আ না আমার প্রথমত যেটা বলবো যে যখন আমার ইন্টারমিডিয়েটের অ্যা রেজাল্ট দিয়েছে তখন mainly depression এ গিয়েছি। মানে বলা যায় না যে আসলে চাপ। তারপর এই যে ভয় একটা কাজ করা, তারপর এই যে টেনশনটা যেটা আপনি বলছিলেন যে, তাদের আশা ভঙ্গ হওয়ার যে বিষয়টা সেটা আমার মনের মধ্যে তখনই আ ভয় হয়ে জন জন্মেছিলো। আর সেই ভয়টাই বলা যায় যে, আমাকে নিয়ে ডুবে ন্যা ভা <chuckles> কারণ আমি পরবর্তীতে আসলে এই যে উত্তীর্ণ হতে পারিনি। তো স্বাভাবিকভাবে এই যে আশা যে ভঙ্গ করেছি, সেটার খারাপ লাগাটা ঐজন্যই ছিল যে আমি তাদের আশাটা পূরণ করতে পারিনি। আমার নিজের জন্য কোন কিছুই ছিল না। কারণ তখন আমি <blows air> ওভাবেই চিন্তা করতাম যে, তারা যেটা প্রত্যাশা করেছে সেটাই হয়তোবা আমার জীবনের সবকিছু সেটাকেই হয়তোবা আমাকে পূরণ করতে হবে।
হুম। হুম। হুম। ওহও! আচ্ছা। বুঝতে পারলাম। এটা আসলে আ সু খুব ভালো লাগে মানে, আসলে এটা আসলে খুব দুঃখজনক একই সাথে। তারপর আবার কিন্তু একই সাথে আ মানে আপনার জন্য এটা কিন্তু
মানে তাদের আশার উপরেই যেটা জীবন ডিপেন্ডেন্ট যেটা বলা যায় হ্যা? যে, উম যদিও এখন যদি বলা হয় যে, এই জিনিসটা কিন্তু অনেকেই না করেন যে বাবা-মায়ের কোনো কিছু চাপিয়ে দেওয়াটা কখনোই ঠিক না সন্তানদের একটা নিজের ইচ্ছা থাকে। নিজের একটা ভালো লাগার জায়গা থাকে, কিন্তু আমি আসলে সত্যি কথা বলতে আমি আমার ভালো লাগার জায়গাটা খুঁজে বের করতে পারিনি, সেই ছোটো সময়ে। কারণ ওই যে বলছিলাম যে বাবা-মা তো
হুম। হু। উচিত নয়, হ্যা অবশ্যই। আচ্ছা মানে আসলে হচ্ছে যে, আপনার নিজের কোন ভালো লাগা ছিল না? যার কারণে আসলে বাবা-মায়ের ভালো লাগাটার দিকে আসলে আপনি ফোকাস করেন।
হু, হু, হু। ফোকাস করি ভালো লাগা ছিল না বলতে, এই জিনিসটা এরকম ভাবেই হয়েছে ওই যে ছোটবেলা থেকেই চাপিয়ে দেওয়া হয়েছিল পরিবার, পরিজন, বন্ধু-বান্ধব টিচাররা পর্যন্ত। এমনও আছে যে তারাও এমনটাই বলতো যে "ও তো, আ ও তো ডাক্তারি পড়বে।" বাট ওই একটা অ্যাক্সিডেন্ট বলা যায় যে হু, হু, হু।
আচ্ছা। হুম। পারছি। মানে সবাই আসলে এটা মাথায় আসলে মানে একটা এনভায়রনমেন্ট এভাবে তৈরি করে ফেলছে যে, আপনাকে ডাক্তার হতে হবে আরকি মানে ঢুকাই দিছে এটাই হয়তো আপনার জন্য পারফেক্ট জায়গা আরকি।
তৈরী করে ফেলেছে। একদম, একদম। বেশি কষ্টদায়ক এইজন্যই ছিল যে, সবার আশা ভঙ্গ করে ফেলেছি বা আশা পূরণ করতে পারিনি জি, জি।
সব আশা ভঙ্গ হইছে হুম। তো সমস্যা মানে এই যে ধরেন যে, আশা ভঙ্গ যে হওয়ার পর তখন আপনার পরিবার থেকে আপনাকে কি রেসপন্স দেওয়া হয়ে দিয়েছিল? তারা কি আপনাকে সাপোর্ট করেছিল এই পরিবেশ
হু, হু, হু। আ তখন স্বাভাবিকভাবে তাদেরও মন খারাপ ছিল। কিন্তু বাবার কথা ছিলেন যে ঠিক আছে জীবন তো থেমে থাকবে না। একটা জিনিসের উপরে তো <blows air> আ কখনো জীবন থেমে থাকে না। এটা পারনি অন্যভাবে চেষ্টা করো। তো অন্য কিছু হয়তো বা আ মানে তোমার যেটা এখন ইচ্ছে হয় সেই জিনিসটাতে। তো তখন আমার ইচ্ছে ছিল একটু ইংলিশ নিয়ে পড়ার। হ্যা? তো দেখা গিয়েছে যে হ্যা, যে তখন আসলে বাবা একটু পয়েন্ট অফ ভিউ টা বলা যায় যে একটু অন্যভাবে আমাকে বোঝানোর চেষ্টা করেছিলেন। যে মেয়ে হয়তো বা তুমি আ হয়তো এত উ সুযোগ-সুবিধা পাবে না সব ক্ষেত্রে ৯টা-৫টা জব করা তোমার জন্য পরবর্তীতে অনেক কষ্ট হয়ে যেতে পারে। মানে অনেক কিছু বুঝিয়েছিলেন। যে "এভাবে ডিসিশন নাও।" সেক্ষেত্রে সে আমার আ পথটা দেখিয়ে দিয়েছিলেন তারও একটা প্রত্যাশা ছিল। আর আমি সেই পথ ধরে মনে মনে, করেন যে হেঁটে এসেছি এখন হ্যা, এখন এই উত্তীর্ণ বা পরিশ্রমী বলা যায় যে এখন হতে পেরেছি।
হুম। অবশ্যই। হুম। হুম। হ্যা, আচ্ছা ইংলিশ নিয়ে পড়েন খুবই ভালো। হুম। কষ্টই হবে হ্যা। আগাইয়া গেছেন।